জ্বী, জ্বী। শুনেছি।
তো হিটলারের <scoffs> বিখ্যাত একজন ডিক্টেটর।
খুবই বিখ্যাত একজন মানুষ। হ্যাঁ, অনেকভাবে আবার কুখ্যাতও বলা যায়।
হুম, তো তা তো অবশ্যই। তো হিটলারের রাশিয়ায় কিন্তু একটা আক্রমণ করার একটা বিষয় আছে। এটা ১৯৪১ সালের ঘটনা।
জ্বী। আচ্ছা। আপনি অনেক ভালো জানেন ইতিহাস সম্পর্কে।
তো ইতিহাসবিদদের উম <chuckles> ইতিহাসবিদদের মতে এটা ছিল আসলে ২য় বিশ্বযুদ্ধে মানে নাৎসি। নাৎসি হচ্ছে যে, সে সময়কার মানুষ যারা।

যেমন?
টাইটানিক জাহাজের কথা শুনেছেন তো। সিনেমাটাও দেখেছেন নিশ্চয়ই।
হ্যাঁ। অবশ্যই। কে না দেখেছে। সবাই দেখেছে। হ্যাঁ।
উম এটা কিন্তু উনিশ শ বারো সালের ঘটনা। উম হু। হ্যাঁ। তো এখানে এই যে আপনার জাহাজটিতে রাতের বেলা পর্যাপ্ত মানে আলো এবং লাইফ বোট তারা কিন্তু রাখত না। এবং তারা কিন্তু একটা অন্ধ বিশ্বাস করত। এত বড় জাহাজ এত উন্নত মানের টেকনোলজি আমাদের কে ঠেকায় কে?
হ্যাঁ। মানে তারা বেসিক্যালি অ অ অহংকার করেছিল।
হুম। মানে ঠেকায় কে এবং আলো আলোর একটা কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। যার কারণে কিন্তু সেখানে কিন্তু ঐ যে আ আপনার যে ওয়াচম্যান থাকে সে কিন্তু দেখতে পায়নি। ফলে কিন্তু দেখেন ১৫০০ মানুষ কিন্তু মারা যায় যাদের অনেকেই কিন্তু লাইফ বোটটা পায়নি। লাইফ বোটের শর্ট মানে শর্ট ছিল। হ্যাঁ।
হু, হু, হু। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। এখানে কিন্তু একটু ডিসক্রিমিনেশন ও করা হয়েছে।
হু, হু।